আবহাওয়া বেশ গরম কিন্তু আমার তো আজকে ছুটি ছিল যে কারণে আসলে আমার খুব একটা কষ্ট হয়নি। দিনটা বেশ ভালোই গিয়েছে আসলে। তো ছুটির দিন ছিল তো আসলে ওই মানে জাস্ট আরকি কিছু hobby টবি নিয়ে আরকি ছিলাম বলতে পারেন kind of। <chuckles>
ও, আচ্ছা, আচ্ছা। ও, আচ্ছা। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। জি, জি। ও, আচ্ছা। তো ভাইয়া আপনার হ্যাঁ, হ্যাঁ।
অ ওটা স্বপ্নও বলতে পারেন আরকি। <laughs>
ও, আচ্ছা। তো স্বপ্নের ব্যাপারে যেহেতু বলতেছেন আজকে স্বপ্ন নিয়ে কথা হোক, তাই নাকি? আসলে আ স্বপ্ন সম্পর্কে আপনি কী মনে করেন? যে এ প্রত্যেকটা মানুষেরই কি জীবনে স্বপ্ন থাকে যে আসলে সে specific কোন কিছু একটা জীবনে অর্জন করবে বা এ মানুষের কাছে পরিচিতি পাওয়ার জন্য বিশেষ কিছু কাজ করবে? অথবা দেখা দেবে যে তার সেই কাজটা থেকে মানসিকভাবে শান্তি দিবে। তো আপনি আসলে স্বপ্নকে কোন দৃষ্টিকোণ থেকে সংজ্ঞায়িত করেন?
হুম, হুম, হুম। ওকে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। ওকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা।